জি, আসলেই মানে আপনি খুবই চমৎকারভাবে আসলে কিছু পরামর্শ দিলেন যেগুলো না আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি একটু করি তাহলে কিন্তু আমার জন্য সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যেতে পারে। কারণ আমি না এরকম পরামর্শ কিন্তু আসলে কারো থেকে পাইনি। বরং অ্যা দেখা গেছে কি যে আমি যখন আসলে খুবই দুঃখে থাকি অনেকে স অ্যা এসে আসলে জিজ্ঞেস করে, যে কি হয়েছে বা পরামর্শ হয়তো দিতে চায়। তবে কোন পরামর্শই বরং আসলে কাজে লাগে না। কিন্তু আপনার এই পরামর্শটা আমার কাছে কিন্তু সবথেকে আলাদা লাগলো এবং খুব ভালো লাগলো যে না আমার আসলে
জি। আচ্ছা। হু। বুঝতে পেরেছি।
এইযে আ নিজের প্রতি একটা বিশ্বাস রেখে আত্মবিশ্বাসটা বাড়িয়ে আ নিজের মতন আসলে জীব করে নেওয়া। কারণ মানুষের কথা আসলে আমাকে না দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় এবং আ মানে আপনি আসলে বলছিলেন, যে দেখা গেছে আমি যদি আসলে এ ধরনের আ মানে অ্যা বেশি আসলে সমস্যা হয়ে থাকে তাহলে যেন একটু বিশেষজ্ঞদের মতামত নিয়ে দেখা যায় যে ভালো ব্যায়ামগুলা করি। কিভাবে ব্যায়াম করা উচিত এটা আসলে আমারও না মনে যেভাবে যদি আমি একটু করি তাহলে আ মানে যেই ওজনের সমস্যা বা আত্মবিশ্বাসের সমস্যাটা এটা হতে পারে যেন অনেকাংশে আসলে বেড়ে যাবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে না আমার কাছে আসলে যা হয় যে আমার কিন্তু আ মানে ধরেন আমি কোন ধরনের এখন জিম যদি করি আমার খুবই আসলে শ্বাস-প্রশ্বাসের একটা আ সমস্যা হয়ে যাচ্ছে বা শুধু জিম না আমি যদি সিঁড়ি বেয়ে উপরে উঠি অথবা ধরেন গিয়ে একটু যদি মানে হাঁটাচলা করি কিছুক্ষণ পরেই অনেক আসলে মানে টায়ার্ড হয়ে যাই বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম মনে হয়। তো এই ক্ষেত্রে আসলে আমার কি করা উচিত বা আমার মানে যেহেতু আসলে পু শ্বাস-প্রশ্বাসের সমস্যা তার মানে তো আমার শারীরিকভাবে আসলে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাটা আমার কি কোনভাবে সমাধান করা যেতে পারে? যেন আমার আত্মবিশ্বাসটা আরও বেশি থাকে মানে আমার আ যেন কোন ধরনের আর সমস্যা না হয়।
হু। জি। জি। জি। হুম। আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা। জি, জি। হু। দেখুন, আসলে বিষয়টা কি যে, আপনি তো ওই যে যেমনটা বললেন, যে আপনার খুব অস্বাভাবিকভাবে ওজন বেড়ে গিয়েছে। তো এই কারণেই কিন্তু মূলত আপনার আসলে এই ধরনের কসরত গুলো করতে একটু সমস্যা হয়। তো আপনি যেটা করবেন যে মানে তাড়াহুড়া না করে আস্তে, আস্তে সিঁড়ি বেয়ে উঠবেন বা হাঁটাচলার ক্ষেত্রে একেবারেই আস্তে, আস্তে হাঁটাচলা করবেন এবং জিমের ক্ষেত্রে তো আপনাকে আসলে বললামই যে আসলে আপনার বর্তমান শরীরের অবস্থা অনুযায়ী যে ধরনের বিম মানে ব্যায়ামগুলো করা উচিত বা যেভাবে আপনি জিম করবেন বা কতটুকু pressure দিবেন নিজের শরীরকে, ওটা আপনি তখন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আর দ্বিতীয়ত তো ওই যে হাঁটাচলা করার সময় বা সিঁড়ি ব্যবহার করার সময় একেবারে ধীরে, ধীরে মানে অতিরিক্ত pressure দিবেন না শরীরে। তা আমার মনে করি যে এভাবে যদি আপনি একটু চেষ্টা করেন আশা করি এই সমস্যা শ্বাসকষ্টের যে জায়গাটা বলেন সেখান থেকে হয়তোবা নিস্তার পেতে পারেন। আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন।
হুম। আচ্ছা। জি। হুম, হু। জি। হ্যাঁ। আচ্ছা। হুম। জি।